একটা বিষয় নিয়ে না অনেক বেশি চিন্তার ভিতরে রয়েছি। এবং কিভাবে যে আসলে এই চিন্তার জায়গাটা ঠিক করব, কিভাবে যে মানসিকভাবে একটু ভালো থাকব, এটা একদমই বুঝতে পারছি না। দেখা যাচ্ছে এখন আর আগের মতো কোন কিছুই ভালো লাগে না। কোন কিছু করতে আসলে খুব বেশি একটা আগ্রহ পাই না। যার ফলে সব কিছু নিয়ে না জীবনটা কেমন যেন অগোছালো হয়ে গেছে। কিভাবে কি পেয়েছি কি করব কিভাবে যে আসলে এই ব জায়গাটা থেকে নিজেকে বের করে নিয়ে আসবো। এটা একদমই বুঝতে পারছি না। এবং মানসিকভাবে এখন এতটাই চিন্তাগ্রস্ত থাকছি যে দেখা যাচ্ছে আমি খাওয়া-দাওয়া, পড়া-শোনা কোন কিছুই না ঠিক মতো করতে পারছি না। কাজের ক্ষেত্রেও দেখা যাচ্ছে মনোযোগ হচ্ছে না। তো সব মিলিয়ে না খুবই খারাপ একটা সিচুয়েশন এর ভিতর দিয়ে যাচ্ছি। এবং অনেকটাই আসলে মন খারাপ হয়েছে আমার।
হু, হু। উ জী। হুম। উম বুঝতেই পারছি আপনার সমস্যাটা। যে আসলে একটা খারাপ লাগা একটা, মানসিক দুশ্চিন্তা হয়তোবা আপনার মধ্যে কাজ করছে আপনার কথায়ই ফুটে উঠেছে। এটা হওয়াটা আসলে স্বাভাবিক। কিছু, কিছু পরিস্থিতি আসলে এমন থাকে তখন হয়ে যায়। কিন্তু ব্যাপারটা কি বলুন তো? কি এমন সমস্যা হলো যার জন্য কি এতটা খারাপ লাগছে এতটা দুশ্চিন্তা হচ্ছে আপনার?
জি।